শিক্ষা জীবনে
জ্বী, জ্বী।
অনেকেই আছে, অনেকেই আছে। শুধু আমার যদি শিক্ষকের কথা বলেন, আমার আ অনেক শিক্ষক আছে, আমার অনেক শ্রদ্ধাভাজন সেই শিক্ষক।
মানে সেটাই, যা অনেক তো সবার ক্ষেত্রেই। সবথেকে বেশি এ্যা শ্রদ্ধাভাজন কে ছিলেন বা আপনি কাকে মনে করেন?
হ্যাঁ। অমচ ওকে সেটা বলব আমার আ আমাদের ভার্সিটির বাইরের একজন ভার্সিটির শিক্ষক। আ যার লেখালেখি পড়ে আমি অনেক inspired হইছিলাম। তো আমি আসলে ভার্সিটিতে ১ এ যেই এই যে আপনাকে যে ঘটনাটা বললাম এই একটা ঝমেলা ঝামেলায় পড়ে ওহ হ্যাঁ, হ্যাঁ, আপনার সাথেও আলাপ করে বেশ ভালো লাগলো। আপনি ভালো থাকবেন। আশা করি আরো আপনার ছোট ভাই আরও সম্মান করবে আপনাকে। শুভকামনা রইলো। <chuckles> হ্যাঁ। শুভরাত।
আচ্ছা, আচ্ছা। ওকে। আচ্ছা। যাই হোক অনেক আ কথা বললাম। অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে। ভালো লাগলো। অবশ্যই। আশা করি আমাদের আবার কথা হবে। অবশ্যই। আপনিও ভালো থাকবেন। শুভরাত্রি।

<smacks lips> এই ধরনের ক্ষেত্রে আ আমার ভার্সিটির সাথে আমার এরকম একটা ঘটনার অভিজ্ঞতা আছে। সেটা হল, আ আমি হলে যখন ১ম গেছি আমার বাবা-মা আমাদেরকে সবসময় অনেক ফ্রিডম দিয়ে বড়ো করছে। যেমন হইল আমরা ছোটো থেকেই আমাদের যারা প্রতিবেশীরা ছিলাম আমরা ছেলেরা-মেয়েরা সবাই একসাথে খেলাধুলা করছি, বড়দের সাথে আমাদের ভালো সম্পর্ক ছিল। হ্যাঁ। তো অ মানে কখনো হলো মেয়ে বলে কিংবা হল মানুষ হিসেবেই সবসময় ট্রিট করছে আলাদা কিছু বলে নাই। বা অন্যায় করলে সেটা নিয়ে কথা বলতে শিখাইছে যে, "তোমার এটা ভালো লাগে নাই। তুমি বলবা এসে যে তোমার এটা ভালো লাগে নাই।" কিংবা হ্যাঁ। কিংবা হল উব কেউ আমাকে হ্যারাস করছে কিনা এগুলো আমাদেরকে বাবা-মা আগে থেকেই শেখানোর চেষ্টা করছে যে কোনটা ব্যাড টাচ কোনটা গুড টাচ বা এটা এসে বাসায় বলা এগুলো হ্যাঁ, হ্যাঁ। আমাদের বাবা-মা বেশ আরকি সচেতন ছিল। তো এখনও ভালোই আছি আরকি বাবা-মার সাথেই থাকি, তো হ্যাঁ, <chuckles> তো মাঝে, মাঝে এইযে যেমন এখন দেশের অবস্থা এখন একটু ভয় পাই যে আমরা বাইরে গেলে তারপরেও হল এ বিশ্বাস করে যে আমরা আসলে ঠিকঠাক আছি। আমরা নিজেদের দায়িত্বটা নিজে রাখতে পারি। তো আমাদেরকে
জ্বি। বলেন শুনি। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। বাহ! দুর্দান্ত ব্যাপার। বাহ! বাহ! আচ্ছা, আচ্ছা। এটাই হওয়া উচিত। আচ্ছা, আচ্ছা। আপনি অনেক লাকি তাহলে বলতে হয়। আজীবন এমন থাকেন সেটাই প্রার্থনা করি। হ্যাঁ, হ্যাঁ। ঠিকঠাক থাকতে পারবেন। পরিবার থেকে দূরে থাকছেন কখনো?
আ দূরে হ্যাঁ এটাই বলতেছি যখন আমি ১ম ভার্সিটিতে ভর্তি হই, আমার ওখানের যে ঘটনাটা ঘটে সেটা হল, ওখানকার যে পলিটিক্যাল উইংস ছিল মানে রা ছাত্র রাজনীতি যারা করতো। তো তারা আমাদেরকে গেস্ট রুম করাইত প্রত্যেকদিন।
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি। আচ্ছা, প্রত্যেক দিন?
তো আমি হ্যাঁ, প্রত্যেকদিন সন্ধ্যার বেলায় এসে আমাদেরকে ম্যানার্স শেখাইত। কীভাবে বড়দের সাথে কথা বলতে হয়, কিভাবে বড় অপুদের সাথে কথা বলতে হয়। হ্যাঁ, গেস্ট রুম। <chuckles> তো কালচারটা গেস্ট রুম কালচার যেটা আরকি বলে সেটাই আরকি টোটালি ছিল বা ধমকানো যেকোনো কিছু নিয়ে ছোট, ছোট জিনিস নিয়ে আজকে ওই মেয়ে আমাকে সালাম দেয় নাই। আজকে তো আমাকে এটা করে নাই। হ্যাঁ, তো আমি না এটার বিরুদ্ধে কথা বলছিলাম।
আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি। গেস্ট রুম করানো মানে বুঝতে পারছি আমি। বুঝতে পারছি। টি আমাদের সময়ও ছিল। আচ্ছা, আচ্ছা।